আমি এইরকম একটা আশেপাশের একটা আনুমানিক একটা অ্যামাউন্ট আমি হচ্ছে কামাই। তখন কি হয় তাদের চাহিদাগুলো না মানে অবান্তরিক হবে না কোনো সময় অনেক বড় হয়ে যাবে না কোনো সময়। ঐ সামর্থ্যের মধ্যেই থাকবে, ঠিক না? কারণ এই দেওয়া-নেওয়ার মধ্যেও তো আসলে আমরা ভালোবাসা বোঝাতে পারি অনেক সময়, ঠিক না? এবং অবশ্যই বাড়ির বড়ো হয়ে থাকলে আপনারদে আপনার যারা ছোট আছে আপনার বাবা-মা আছে সবার একটু না একটু আপনার কাছে আবদার থাকবে দাবি থাকবে এবং এগুলো পূরণ করতেও আপনার কিন্তু ভালোই আনেন্দিত আনন্দিত লাগবে আপনার নিজেরও, ঠিক না?
জ্বী, জ্বী, জ্বী, জ্বী। একদম, একদম, ঠিক বলেছেন। হুম, হুম, হুম, একদম, একদম। <chuckles> অবশ্যই, অবশ্যই, হ্যাঁ। আসলে ভাই, আসলে ঠিক বলেছেন। আপনি আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। আপনার কথাগুলো আমি বলতে চাচ্ছিলাম। আর বিষয় হচ্ছে কি ভাই পরিবারে মানে হ্যাঁ, বলতে হবে না তা না। পরিবার তো অবশ্যই তা মানে আমাদের বাবা-মা আমাদেরকে ছোট থেকে বড় করছে। তারা একটা রাইট রাখে অবশ্যই। কিন্তু তাদেরকে আসলে মানে বললে যদি এরকম ভয় থাকে যে তারা সবাইকে বলে দিতে পারে যে আমার আরো ছোট ভাই বা এদেরকে বলতে পারে। সেক্ষেত্রে হ হয় কি দেখবেন যে ভাইয়েরা বা ছোট বোনেরা কিন্তু এগুলো কিন্তু বুঝতে চায় না। তারা একটা কিন্তু হুট করে আ মানে আবদার করে বসে। যে ভাইয়া আমাকে এটা এনে দিতেই হবে। তো এই বিষয়গুলো থেকে একটু মানে, মানে, এড়িয়ে চললে আরকি মনে হয় না আর সমস্যা সৃষ্টি হবে। কেমনভাবে? যেমন হ্যাঁ, আমি একটা নির্দিষ্ট সেলারি পাই যে এটা থেকে এটার মধ্যে পাই। মানে একটু আইডিয়া দিলাম যেটা আপনি বললেন আরকি। তো আইডিয়াটা টা দিলে হবে কি তার কিন্তু তাদের ওই লিমিট অনুযায়ী কিন্তু আমাদের কাছে একটা মানে আ চাইবে আরকি। মানে যেকোনো কিছু আবদার করবে। সেক্ষেত্রে কিন্তু আসলে ভাই খুবই ভালো হবে। সেক্ষেত্রে হবে কি আমারও সমস্যা হচ্ছে না বা আমারও একটা মানে বিষয় আছে একটা মনে করেন মাস শেষে আমারও কিছু সেভিংস এর বিষয় থাকে। খালি তো বেতন পাইলাম আর আমি সাথে, সাথে, সবকিছু খরচ করে ফেললাম তা তো না ভাই। মানে স প্রত্যেকেরই কিন্তু একটু ফিউচার বলতে কিছু থাকে। ফিউচার যদিও মানে মানুষের ফিউচার মৃত্যুর কোনো গ্রান্টি নাই যে কখন সে মারা যাবে। তবুও কিন্তু ফিউচার নিয়ে কিন্তু মানুষ অবশ্যই একটু না একটু ভাবে বা কিছু সেভিং করে রাখে। তো আমার মনে হয় আসলে পরিবারকেও জানাতে হবে। কিন্তু সেইভাবে জানাতে হবে যে এটা আসলে তাদের প্রাপ্য আরকি। তাই না ভাই?
জি। <chuckles> আচ্ছা, আচ্ছা। জ্বি। জ্বি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হুম, হুম। জ্বী, জ্বী। হ্যাঁ। জি, জি। হ্যাঁ। হু, হুম। একদম। হুম। জি, জি। হ্যাঁ।